তো সেইটা দিয়ে সবার প্লেটে, প্লেটে দেয়া হত। আ সেটা যে শুধু খাওয়া সেইটা বিষয় না। বিষয় কিন্তু এইযে সব মানুষ একটা পাড়ার একটা মহল্লার সবাই এক জায়গায় হল। একটা বেলার জন্যে। ছোটরা আনন্দ করছে বড়দের সাথে ক মত বিনিময়ে কথা হচ্ছে যেমন ঠিক বর্ষবরণ। সবার সাথে সবার দেখা হয় হ্যাঁ? এ এটা একটা বিরাট ব্যাপার ছিল তখনকার জ দিনে। এখন ঐটা আর আ নেই বিলুপ্ত।
হুম। জি। হুম, হুম। জি। আ জি, আপনার কথা শুনে আসলে আমার মনে হচ্ছে যে এরকম একটা ব্যাপারে আমিও অংশ নিতে পারলে বেশ হত। অ্যা কারণ এই ব্যাপারগুলো তো এখন একদমই নেই। আমিও এরকম ব্যাপারটা পাইনি আমার ছোটবেলা থেকে। অ্যা তো এই উৎসব আসলে এইটাই যে আমরা সবাই অ্যা মানে কোনো ধরনের আ কোনো ধরনের আ প্রশ্ন না রেখেই একদম পরিপূর্ণ মনের আনন্দ নিয়ে সবাই অংশগ্রহণ করবো। এটাই তো উৎসব।
এহ আসলেও। না, না। এ নির্মল আনন্দ যেটা আমরা বলতে পারি, জি। নির্মল আনন্দ কোনো দ্বিধা ছাড়াই হ্যাঁ? কোনো দ্বিধা ছাড়াই যদি যে আনন্দটা আমরা প্রকাশ করতে পারি অবশ্যই সামাজিক রীতিনীতি মেনে ঐতিহ্য মেনে সেটা প্রকাশ করার মতো আনন্দের বিষয় বা খুশির বিষয় আর কিছু হয় না আসলে, হু? বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব আছে। আসলে বিভিন্ন ধরনের তো এই পয়লা বৈশাখ পালন করছি, এই পিঠা উৎসব করছি হ্যাঁ, এই কোনো মেলা করছি হ্যাঁ? আমাদের সংস্কৃতির মধ্যে কি বইমেলা পড়ে?
জি। হু, হু। জি। আ জি, ডেফিনিটলি। হু, হু। হুম, হুম। আসলে আমিও বইমেলাটার কথাই মনে করতে চাচ্ছিলাম। বইমেলাও আসলে আমাদের সাথে খুব মানে খুব রিলেটেড। আ এবং এইটা তো দরকার আসলে। সবগুলো উৎসবই সব সাংস্কৃতিক উৎসবই দরকার। আ আসলে এবং প্রত্যেকের অংশগ্রহণও খুব দরকার। আ আমার মনে হয় যে উম এই ধরনের সাংস্কৃতিক উৎসবগুলোতে এখন তো অংশগ্রহণ বোধহয় কমে কমে যাচ্ছে। অ্যা অনেকটাই। আ তো এই
<giggles> একদমই। ভীষণ ভাবে দরকার। প্রায়ই কমে যাচ্ছে।